উম হু, হু। আসলেই, আসলে আপ
এরকম হচ্ছে। আর ত জি, জি বলেন।
আপনার কি কখনো মনে হয় নাই? যে হচ্ছে ম আপনি মোবাইল ফোন অ অতিরিক্ত দেখে ফেলছেন যার কারণে আ আপনার চোখে অনেকটা সমস্যা দেখা দিয়েছে। যেমন আমার কিন্তু মাঝেমধ্যেই মনে হয় যে হচ্ছে, <clears throat> মোবাইল ফোন আমি চালাচ্ছি অনেকক্ষণ। আ তো চালাতে, চালাতে হুট করে আমার চোখটা একটু জু মানে আ জ্বলছে আর কি এরকম অথবা চোখ দিয়ে পানি পড়ছে বা এরকম আমি চোখে ঝাপসা দেখছি। এরকম কিন্তু আমার অনেকবার মনে হয়েছে। আপনারও কি এরকম ম্যা মাঝে মধ্যে মনে হয়েছিল? যে এরকম সমস্যা হচ্ছে আপনার চোখে?
আচ্ছা, আচ্ছা। উহু। হুম, হুম, হুম, হুম। হ্যাঁ ভাই। হ্যাঁ, এরকম হয়। মাঝে, মাঝে হয়। মনে করেন মাঝে, মাঝে যখন movie দেখতে বসি কিন্তু আমার কিন্তু একটু movie দেখা কিন্তু মানে শখ খুব মানে আমার ভালো লাগে আরকি। মানে movie গুলা কিন্তু দেখতে ভালোবাসি। তো য একটানা যখন
আচ্ছা, আচ্ছা, তাই না? হ্যাঁ, আমারও অবশ্য movie দেখতে ভালোই লাগে।

হুম, হুম, হুম। আসলে ভাই মানে fast food টা আমরা তো অ্যা মানে খাচ্ছি কেন? দে খেতে instant খুবই মজাদার। দেখতেও অনেক লোভনীয়। এই কারণে কিন্তু আমাদের কিন্তু আর মন মানে না। এরকম একটা অবস্থা হয়ে গেছে। মনটা মানাইতে পারি না। এই কারণে কিন্তু খেয়ে ফেলতেছি কিন্তু। আর খেয়ে ফেলে যে আমাদের কি পরিমাণে ক্ষ ক্ষতি হচ্ছে সেটা কিন্তু আমরা নিজেরাও কল্পনা করতে পারছি না। আসলে এইটা ও জি, জি।
অনেকটা লোভনীয়। এই যে <clears throat> এই fast food এর যে ব্যাপারটা ধরুন হচ্ছে যে, আ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় fast food গুলা আসলে আমরা রাস্তা থেকে খাই। মানে street food যেটাকে বলা যায়। তা আসলে রাস্তাঘাটে যে খাবারগুলো তৈরি হয় এটা unhygienic যে একটা পরিবেশ মানে এই পরিবেশ থেকে তৈরি হওয়ার জন্য আসলে, আ এগুলো আমাদের শরীরের মধ্যে অনেক বেশি ইয়া মানে, আ বলা যায় যে বা মানে জীবাণু আসলে দিয়ে যায়। তো যে জিনিসটা আস
হুম, হুম, হুম, হুম। একদম, একদম। হুম, হুম, হুম। জি, জি, জি।

উহু। তা তো অবশ্যই।
আসলে মোবাইল ফোন দিয়ে আসলে আমাদের আ কি না করতে পারি? আমরা সারাদিন দেখুন, আ আ বা ম্যা মুভি দেখতে পারতেছি অথবা আমরা ভিডিও দেখতে পারতেছি, আ সোশ্যাল মিডিয়া ইউজ করতেছি। তো সারাদিন মোবাইল ফোন দেখতে, দেখতে, দেখা যাবে যে আজকালকার দিনে সারাদিন যারা মোবাইল ফোন দেখে তাদের অনেকেরই চোখের সমস্যা দেখা দিচ্ছে। তো যাদের চোখের সমস্যা দেখা দিচ্ছে। তাদের আসলে দেখবেন যে বেশিরভাগ জনেরই কারণ হচ্ছে বে অতিরিক্ত মোবাইল ফোন চালানো। তো এইটা না, তো আসলে আমাদের এই প্রযুক্তির ব্যবহারটা এত পরিমাণে বেড়ে গেছে আসলে, উম যার কারণে আমরা অনেকটা অলস হয়ে গেছি। তার মধ্যে মোবাইল ফোনটা কি কিন্তু আমার কাছে মনে হয় সবথেকে বেশি ক্ষতিকারক। আর মোবাইল ফোন দিয়ে আসলে চোখের আসলে অনেক সমস্যা হচ্ছে। আ দেখা যাচ্ছে যে চোখের এ আ খুব কম বয়সেই আ চোখের পাওয়ার অনেকটা কমে যাচ্ছে।
উহু। উহু। তা তো অবশ্যই। উহু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, ঠিক বলেছেন। উহু। একদম, একদম। উহু। হু, হু, হু, হু।